হ্যাঁ। দুটো দেখে আপনি crochet কথা বলেছেন। ওটা আমার মানে ভালো লাগে না শুধু, ভালোবাসা। আর হচ্ছে ঐ বিভিন্ন ধরনের ফুল। এটাই সত্য, এই দুটো আমি বেশি দেখি। আ মাঝে মাঝে এখন তো কাটাকাটিরটা একটু কমে গেছে বলে, ওটা একটু কম দেখি। মাঝখানে একটা আমার বলতে ইচ্ছা করছে যে, এটাই দেখে যে, দেখে আমি আমার পুরনো একটা কাপড়, পুরোনো জামা, একটা মাক্সি কেটে হাত দিয়েই বানালাম। দেখি প্র্যাকটিস করি পুরনোটা দিয়ে কেটে। তো ওটা একটু সত্যি কথা বলতে কি, ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো; আমার একটু সময় কম। এজন্য আমি ছোট, ছোট কাজগুলো, সেলাইগুলো আ কুরুশের যেটা, আর ফুল করা বিভিন্ন টাইপের এ এ এটা করতে খুব, খুব ভালোবাসা এটা আমার জায়গা।
হু, হু। আচ্ছা। হুম। হু, হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা।
এটা দেখি। খুব দেখি। বলতে ভুলেই গেছিলাম। আপনাকে ধন্যবাদ। <chuckles> হুম।
বাহ! মানে এই এই জিনিসটা কি আপনি হচ্ছে ইয়ে থেকে শিখেছেন? মানে আ আপনি যে শর্ট যে ভিডিওগুলো দেখেন, এইটা কি এইযে শর্ট ভিডিও থেকে এমনকি হয়েছে যে ঐখান থেকে অনেক ধরনের আপনি ফোঁড় শিখেছেন, অনেক ধরনের crochet শিখেছেন?
জি, জি, জি। ফোঁড়টা অনেক ধরনের শিখিনি। ওটা জানতাম। তবে crochet শিখেছি। আর সেলাই যদি যান বলেন তাহলে ওটা হচ্ছে মূলত মায়ের দেখে, দেখে কখন যে শুরু হয়েছে ১ম সেটা নিজেও জানি না। কিন্তু ধরন বিভিন্ন। ওটা এখন আমি YouTube দেখে দেখে শিখেছি বিভিন্ন ধরনটা। সুইসুতার কাজটা আগে থেকেই জানতাম অনেকটাই। জি।
হুম। আচ্ছা, আচ্ছা। মানে বিভিন্ন হয় না? আচ্ছা, আচ্ছা। মানে এখন শুধুমাত্র এই যে আপনি যখন ভিডিওগুলো দেখেন, নতুন শর্ট ভিডিও সেখান থেকে আসলে আপনি এই যে আ বিভিন্ন যে ডিজাইনগুলা কিভাবে করতে হয়, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন প্যাটার্ন সেগুলোই আসলে শেখেন। তো আপনি এই যে বলছিলেন যে, আপনার crocheo crochet টা হচ্ছে আপনার ভালোবাসা বলা যায় যে আপনি খুবই পছন্দ করেন করতে। এবং crochet এর মতন আরো একটা কিন্তু আছে। যেটা হচ্ছে knitting. দুটোই কিন্তু দেখা যায় উল দিয়ে করে। দুটো দিয়েই কিন্তু একই ধাঁচের অ্যা কাপড় বানানো হয়। উলের কাপড়, তাই তো? উলের কাপড় বানানো হয় বা ডিজাইন করা হয়। আ আ হুম, তো আপনি কি knitting ও করতে পছন্দ করেন?
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। তাই? হ্যাঁ, ওগুলিও করি, খুব করি। হ্যাঁ।